তাহলে আমি অ্যা ধরেন আমি আবার ঐ ছাত্র জীবনেই যদি ফেরত যাই, এম মানে আমি মোটামুটি খুব ভালো ছাত্র বা খুব খারাপ ছাত্র কোনটাই ছিলাম না। কিন্তু আমার রেজাল্ট অ্যা মানে খুব প্রচুর লেখাপড়া করার ছাত্র ছিলাম না আমি বলব। রেজাল্ট মাশাল্লাহ খারাপ ছে খারাপ থাকতো না কখনোই। তার কারণ কি? অ্যা ও অবশ্য লাকিও বলবো। আমি যে ৩ টা চা অ্যা সাবজেক্ট এর কথা বললাম না? এই ৩ টা সাবজেক্ট কিন্তু আপনি যদি পারেন মার্কস তোলা খুব সহজ। সো এই ৩ টাই আমার আগ্রহেরও জায়গা আমার শক্তিরও জায়গা। হুম। সো আমি এই ৩ টা দেখা যেতো মানে ফুল মার্কসের মানে ক্লাসের সবচেয়ে বেশি যারা পায় তাদের মধ্যেই থাকতাম। আর কিছু সাবজেক্ট ছিল যেটা আমি খুবই খারাপ ছিলাম। সেটা কোনমতে সো এই আমি চে চেষ্টাই করতাম কয়েকটা সাবজেক্টে এ এ আমি খুব বেশি চেষ্টাই করতাম না। হয়তো আচ্ছা কোনো মতে পাশ করে যাবো।
ওকে। হুম, হুম। আচ্ছা হুম, হুম। ওকে। আর বাকিগুলো হচ্ছে মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু, ধরেন যে আপনি হচ্ছে যে এইযে ধরেন যে, অ্যা আপনি যে আগ্রহ ধরেন যে আপনার ম্যাথ ফিজিক্স বা কেমিস্ট্রি জায়গাগুলো যে ছিল, ঠিক আছে? কিন্তু এই যে বাকি যে সাবজেক্টগুলো সেগুলোও তো সমান ইম্পোর্টেন্ট, তাই না? মানে কেরিয়ার গড়তে হলে বা অন্য কোথাও বা ভালো এচ জায়গায় যেতে হলে, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনি হ্যাঁ, হ্যাঁ।
আর বাকিগুলোয় হয়তো এভারেজে একটা বাকিগুলো একটা মোটামুটি ভদ্রস্ত একটা এভারেজ রেট মেইনটেইন করলে দ দেখা যেতো দিন শেষ হয়ে যেতো। জি। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই।
ওকে। তো সেগুলোর ক্ষেত্রে মানে আসলে আপনি কিভাবে মেইনটেইন করতেন আরকি?
অবশ্যই ইম্পোর্টেন্ট। কিন না কিন্তু আপনার প্রশ্নটা আমি যদি বুঝে থাকি আপনি ঐযে আমার আগ্রহের দিকটা জানতে চাচ্ছিলেন আগে। সো আগ্রহে ঐটা কিন্তু আমার ইম্পোর্টেন্ট কিন্তু ঐটা কিন্তু আ আগ্রহের দিক।
হ্যাঁ এক্সাক্টলি, এক্সাক্টলি, আমি
হ্যাঁ? ঐখানে আমাকে শক্তি খুঁজে বের করতে হয়েছে, ঐটা আমি তখন বুঝেছি। হ্যাঁ, আমি যদি ধরেন এ এই ৩ টা সাবজেক্টে আমি যতই ভালো না ভালো করি না করি, যে ৩ টায় আমার আগ্রহ বেশি, সে আমি যতই ভালো করি আমি যদি ঐ সাবজেক্টে ফেল করে যাই, তাহলে কিন্তু আমি পরের ক্লাসে যেতে পারব না। তখন কিন্তু আমার অ্যা নিজের শক্তির জায়গাটা আরো উন্নতি করার সুযোগও থাকবে না। সেই বুদ সেই বোধবুদ্ধিটা কিন্তু আমার চলে আসছে। তখন আমি কি করবো? তখন আমি ঐগুলায় এই যেটা বললাম যে ঐগুলোয় আমি হয়তো একটা উম এ এভারেজ গ্রেড মেইনটেইন করে মোটামুটি একটু লেখাপড়া করে যেটুকু না করলেই না সেটুকু তো আমাকে করতেই এটা তো মানে পড়ালেখাটা তো আসলে একটা এক্সট্রিম উদ উদাহরণ। এখন আপনাকে তো অ্যা এটা পাশ করতেই হবে। পাস না করলে আপনি পরের ক্লাসে যেতে পারবেন না। হ্যাঁ, জীবনের সব ব্যাপারে কিন্তু তা না। আপনি পরের সব ব্যাপারেই যে আপনাকে একদম ইয়েস অত মানে পরের স্টেজে যেতে হবে তার জন্য। ব্যাপারটা কিন্তু তা না।
আ আচ্ছা। হুম, হুম। হুম, হুম। হুম ,হুম, হুম। আসলে এক একটা এক্সট্রিম এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এটা তো অবশ্যই। পাস করতেই হবে। এছাড়া কোনো উপায় নাই, সেটাই। হুম, হুম, এটাই তো মানে এটাই বললাম যে আসলে যে হ্যাঁ এটাই আসলে বললাম যে, কিছু জিনিস আসলে আপনার হচ্ছে মানে বাধ্য আপনি করতে। তো ঐ তো মানে আপনি তখন হচ্ছে মানে একটা ভিতর থেকে একটা আগ্রহ খুঁজে বের করে নিতে হয় যে আসলে এইটা তো আমাকে করতেই হচ্ছে, নাকি?
জি।

এটা কিন্তু আসলে ব্যাপারটা খুব সহজ। আমি অ্যা মানে খুব সহজভাবেই বলতে পারেন। আপনি কোন কাজটা করতে ভালো লাগে, কোন কাছাও কোন কাজ কিন্তু আছে আ যেটা আপনাকে টানে। হ্যাঁ, খুব যে সহজভাবে যদি বলি এখন আমরা নিজেরাই মু কথায়, কথায়, বলি না যে, "না!' আবার উম যেমন ধরেন লেখাপড়ার কথাই বলি আমি অ্যা মানে ব্যতিক্রম তো আছেই। কিন্তু কিছু মানুষ মাটা মোটা মোটামুটি ধরেন আমার ক্লাসে বাচ্চাকালেও যখন ছিলাম। ক্লাসে যদি ৫০ জন স অ্যা ছাত্রছাত্রী থাকতো তার মধ্যে আমি বলব ৪৫ জন বা <scoffs> ৪৮ জনই অ্যা পড়তে বসতে চাইত না। হ্যাঁ? <chuckles> তার মানে কিন্তু এটা ওনাকে টানছে না, ওদেরকে টানতো না, হ্যাঁ। এটা কিন্তু আগ্রহের জায়গা একটা। হ্যাঁ এটা মোটামুটি
আচ্ছা হ্যাঁ, হ্যাঁ এটা তো অবশ্যই। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। আজ্ঞে। <giggles> হ্যাঁ এটা তো এটা তো এটা তো আসলে সবার ক্ষেত্রে না। কিন্তু আগ্রহ না থাকলে তো কিছু কাজ তো করা লাগছে তখন।
করতে হবে। অবশ্যই, অবশ্যই। অ্যা কিন্তু এই যে, যেটা আপনি প্রশ্ন করলেন যে আগ্রহটা কিভাবে খুঁজে পাবো? তো আগ্রহের জায়গাটা কিন্তু ওইটা না, কিন্তু তার মধ্যেও যদি আপনি তখন আবার ভাগ, ভাগ, করে দেখেন যে আ ধরেন আমি এবার আমি আমার নিজের উদাহরণই যদি উম আমাদের হয়তো ১০ টা সাবজেক্ট ছিল, হ্যাঁ? 'বাংলা' ছিল, 'ইংরেজি' ছিল, 'অঙ্ক' ছিল, 'ফিজিক্স', 'কেমিস্ট্রি' অ্যা তারপর ধরেন 'ধর্ম', এরকম অনেকগুলো সাবজেক্ট ছিল, তাই না? সাম সাম সামাজিক <scoffs> বিজ্ঞান একটা সাবজেক্ট ছিল হ্যাঁ। উম হালে আমি কিন্তু দেখতাম যে <scoffs> এগুলার মধ্যে ধরেন 'অংক', 'ফিজিক্স', 'কেমিস্ট্রি' এগুলো আমাকে একটু হলেও অ্যা মানে আমার মনে হতো যে হ্যাঁ পড়ে ফেললে। না 'বায়োলজি' টা আবার আমাকে টানতো ন <laughs> এটাই দেখলাম যে 'ম্যাথস', 'ফিজিক্স', 'কেমিস্ট্রি' এগুলো হয়তো হ্যাঁ মুখস্থের অনেক ব্যাপার ছিল। ছবি আঁকাআঁকির ব্যাপার ছিল। যেটা আসলে দেখতাম যে তো এই যেটা বললাম যে পড়ার ও আগে যে পড়তে বলতো হয়তো সপ্তাহে ৭ দিন পড়তে বলতেছে। আমি ৫ দিনই এই ঐ, ঐ, ৩ টা ভাল লাগে আমি সেগুলোই পড়ার চেষ্টা করে যাচ্ছি। সেখানে আমি অলরেডি ভালো। বাকিগুলো আমার ভাল লাগে না। সো আমি বাকিগুলো আমি করব না। তো আমি বলব যে ব্যাপারটা অনেকটা এরকম আসলে। আগ্রহের জায়গাটা আপনি নিজে থেকেই বুঝবেন যে কোন জিনিসটা আপনাকে টানছে, কোনটা আপনার কেন আপনার ভালো লাগছে। হ্যাঁ।
ওকে। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম, হুম। 'সামাজিক বিজ্ঞান' <scoffs> 'বায়োলজি' <laughs> আচ্ছা, আচ্ছা, মুখস্থ করা লাগতো। আচ্ছা, আচ্ছা। <laughs> আচ্ছা, মানে আর বাকিগুলা ভাল লাগতো না তখন? <laughs> টানছে কোন জিনিসটা আসলে হুম, হুম, হুম। তো এইসব ক্ষেত্রে ধরেন যে যেইখানে এই যে দেখেন মানে এরকম তো হতে পারে যে আপনার কাছে আপনার আগ্রহ নাই কোনটাতে। কিন্তু তাও হচ্ছে আপনি কাজটা আগায় নিয়ে যান কিভাবে? বা সেটাবও যুক্তি খুঁজে পান কিভাবে?

হ্যাঁ। তারপর ধরেন তাহসান আছেন, তাহসান কিন্তু তার চাকরি জীবনের শুরুতে university lecturer হিসেবে শুরু করেছিল। তো উনি কিন্তু university এর lecturer হিসেবে অনেকদিন কাজ করে গেছে। সেটা কিন্তু উনার ১ম কাজ ছিল, কাজের ক কি কাজ করেন বললে উনি কিন্তু ওইটাই উত্তর দিতেন। এই
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, মানে নিজেই আসলে হচ্ছে একটা দাঁড়ায়ে তার পর মা মানে নিজের পায়ে কিছুটা দাঁড়ায় তখন আপনি বলতেছেন যে
হ্যাঁ, এর মধ্যে কিন্তু উনি উনার প্যাশনের জায়গাটায় দেখেছেন যে হয়তো ওইটা উনার প্যাশন আমি তো জানি না আসলে। <laughs> আমি হয়তো হয়তো teaching টাই ওনার প্যাশন। আবার এমন হতে পারে যে গানটা উনার ভালো লাগে না গানটা উনি ম কাজের জন্য করেন। ওটাও হতে উল্টাটাও হতে পারে। But আমার যেটা মনে হয়েছে যে, হ্যাঁ, উনি তারপর যখন আস্তে, আস্তে হতেই পারে।
<laughs> মানে প্যাশনের জায়গাটা change ও হতে পারে?
আমি জানি না আরকি। এটা তো আমি আ আমার পক্ষে বলাটা উনার প্যাশন কি হবে সেটা ত কিন্তু আপনার প্যাশন কি সেটা কিন্তু আরেকজনের পক্ষে বলাটা খুব এ খুবই কঠিন হবে।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এটা আশা আমাকে হ্যাঁ আপনি হয়তো বলতে পারবেন না এটা। হুম, হুম। তো এখন ধরেন হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় আসলে প্যাশনের জায়গাটা কি পরিবর্তনশীল? মানে আ আপনার ধরেন আজকে হচ্ছে যে চাকরি করতে ভালো লাগতেছে। বা কয়দিন পরে কি আপনার এরকম হতে পারে যে আপনার আসলে চাকরিটা করতে ভালো লাগতেছে না তখন আপনার ব্যবসা করতে ভালো লাগতে পারে? মানে এই যে স পরিবর্তনটা কি আসলে মানে খুবই কী নরমাল?
হতেই পারে, এ এখন চাকরি আর ব্যবসার ক্ষেত্রে আমি বলব না কারণ চাকরি করাটা তো আসলে কারোর প্যাশন হওয়ার এ যায় কিনা এটা আমার তো ধারণা নাই। কোন একটা সাধারণ, এ কোন একটা specific কাজ হতে পারে মানে চাকরি তো আসলে ৫০ ধরনের চাকরি হয়। So চাকরি করাটা আসলে কারোর প্যাশন হওয়া উচিত না। হলে হবে যে আমি ইঞ্জিনিয়ারিং এর চাকরি করবো বা আমি ডাক্তারের চাকরি করব, হয়তো এরকম একটা প্যাশন অনেকের থাকতেই পারে। তার থেকে হ্যাঁ উনি যখন একটা জিনিস ভেবে গেছে আ চাকরি করাটার ক্ষেত্রে কি হয়? উনি কিন্তু চাকরি করাটা প্যাশন কখন হচ্ছে? হয় উনি চাকরি করা শুরু করেছেন, তারপর ওনার কাছে এটা ভালো লাগছে তখন ওইটা উনার প্যাশন হয়ে যাচ্ছে। এটা একটা হতে পারে অথবা উনি আগে থেকে চিন্তা করছেন, না ওইটা হ আমার প্যাশন। সেটা যদি উনি আগে থেকে চিন্তা করছেন যে উনি ওটার প্যাশন তাহলে কিন্তু এটা আসলে উম এ স সঠিক অর্থে উনার প্যাশন না। কারণ উনি তো আগে জানেনই না ওইটা গেলেই উনি কি ফিল করবেন। উনার হয়তো মনে হচ্ছে উনার হয়তো একটা আগ্রহের এলাকা, তা আসলে কিন্তু প্যাশন। হ্যাঁ?
<laughs> আ হতেই পারে হয়তো। হ্যাঁ, হ্যাঁ। মানে পছন্দের বিষয়ে চাকরি আরকি। মা পছন্দের ফিল্ডে হয়তো চাকরি। হ্যাঁ। হুম। হু, হু, হুম। ও মানে, ওই যে বাধ্য হয়ে তাহলে ওই জায়গায় আসছিলেন?